আসলে কি? মানে একটা স্টার্টআপ চাল চালানো না মানে খুব টেনশনের এবং আসলে খুব স্ট্রেসফুল। আসলে খুবই মানসিক চাপের একটা বিষয়। যে আ আমি, আমি আছে না মাঝে, মাঝে অনেক সময় বুঝি না যে আসলে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এটা সবসময় ঠিক কিনা। কিন্তু সিদ্ধান্তগুলা না খুব দ্রুত নিতে হয়। যে, ওইযে আপনি বসে কোনো কিছু চিন্তা করবেন, ভাববেন, বলবেন। মানে এই এই জিনিসটা যখনই করতে যাবেন না? আমি আগে চেষ্টা করেছি, দেখা যায় কি? যে অনেক পিছ পিছনে পড়ে যেতে হয়। একটা স্টার্টআপ এ অম যেটা আমি নিজে দেখি এবং আসলে আমি বিশ্বাস করি সেটা হলো অনেক দ্রুত সবকিছু সিদ্ধান্ত নিতে হয়। যে আপনি একটা জিনিস করবেন বলে সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আপনার করে ফেলতে হবে যত দ্রুত সম্ভব। যেমন ধরুন, আমি আম আম আমরা মনে করেন যেটা করছি যে, আমরা সিদ্ধান্ত আমাদের পুরো ব্র্যান্ডটাকে রিব্র্যান্ড করার সিদ্ধান্ত নিছি। এটা সিদ্ধান্ত নিছি হইলো ২৩ তারিখে। ২৪ তারিখে আমরা রো লোগো থেকে শুরু করে ওয়েবসাইটের উপরে কাজ শুরু করছি। ২৫ তারিখে আমাদের শেষ হয়ে গেছে। ২৬ তারিখ থেকে আমরা আমাদের এই ব্র্যান্ড মেসেজটা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট, প্রত্যেকটা জায়গায় ছড়ানো স্টার্ট করেছি। এবং মানে এইযে মানে প্রত্যেকটা জিনিস এত দ্রুত হচ্ছে না যে আপনি মনে করেন একটা জিনিস চিন্তা করবেন, তার সাথে, সাথে ওটা এক্সিকিউশন করতে হবে। এবং এটা না অনেক মানসিক চাপ। আসলে বলে না আপনাকে আমি সঠিকভাবে বোঝাতে পারছি না হয়তো।
হু, হু। আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। চমৎকার! হুম, হুম। আ আসলে আমি কিন্তু বুঝতে পারছি যে আপনি খুবই কঠিন একটি সময় দিয়ে আর আসলে আপনি সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছেন। যেখানে আপনাকে হয়তোবা প্রতিটা সেকেন্ডেই আসলে আপনার আ যে startup এর কথা বলছিলেন সেখানে আপনাকে count হচ্ছে। কারণ, আ আপনি আসলে পিছিয়ে পড়ার জন্য যে একটা ভয় আছে, আপনার মধ্যে উদ্বিগ্নতা আছে, হতাশা। আ এগুলো নিয়ে আপনি এক ধরনের মিশ্র অনুভূতিতে আসলে আ আছেন। যেটি আসলে আমি বলবো হতাশ হবেন না। কারণ, আ দেখা যাচ্ছে যে আপনি যখন কাজ করছেন startup এর ক্ষেত্রে কিন্তু এরকমই হয় যে, আপনি যখন একটা জিনিস run করতে যাবেন আপনাকে সময়ের সাথে পাল্লা দিয়ে আসলে আ জিনিসটাকে করতে হবে। তো এইক্ষেত্রে আমি যদি আপনাকে একটু জানতে চাই আপনার startup টা কিরকম টাইপের আসলে কী নিয়ে কাজ করছেন। আ আসলে আপনি যখন এই সিদ্ধান্তগুলোর কথা বলছেন আ সেটি marketplace অনুযায়ী কিভাবে নিচ্ছেন কিংবা, আসলে আ marketplace টাকে কি research করে করা হচ্ছে?
হুম। জি, জি, জি। জি, জি। জি জি। জি, জি, জি। যেটা হচ্ছে না যে যেমন আমাদের startup টা আমরা একটা software কোম্পানি আমরা SAS solution নিয়ে কাজ করি। আমরা software development, app development, automation development মোটামুটি এ এই এরিয়াগুলোতেই আমাদের আসলে কাজ সবথেকে বেশি করা হয়। এখন যে জিনিসটা মানে আমরা নি আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে দেখেন, এ এতদিন পর্যন্ত যে মডেলটা ছিল, এটা অনেকটাই বে মানে agency মডেল ছিল। যে এটা আসলে enough না। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা বড় হওয়ার জন্য কোন দিক থেকে enough না। তো আমরা যেটা করছি, আমরা পুরো একটা SAS মডেলে চলে গেছি। যে software as a service তো এই বিষয়টা কি যে আমরা মনে করেন নিজেদের একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি। যেটা হলো যে অন্যান্য বিজনেসদের জন্য লাগবে। যেটা মনে করেন একটা বিজনেসের দেখেন। বাংলাদেশ বা, ইন্ডিয়া বা, আমাদের এইযে এশিয়া মহাদেশের এই এই দিকটাতে যখন বলি না? আমরা না প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা Google বলেন, ZOHO বলেন, অন্যান্য কোম্পানিকে দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? আমাদের দেশে software maker অনেক আছে। কিন্তু কোন একটা platform নাই যারা বিজনেসের জন্য মানে ভালো software বানায় যেটা আসলে publicly available এবং এটার জন্য কোন ১ টাকা চার্জ করে। ২ ১ হাতে গোনা আছে কিন্তু ওরা শুধুমাত্র একটা ছোট জিনিসই করে। কখনো ZOHO-র মতো মানে ওইযে সবকিছু করে না। তো ওই প্রবলেমটা আসলে সমাধান আমাদের করার প্রধান কাজ।
আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। আ আপনি আসলে বলছিলেন আপনাদের চমৎকার ideology নিয়ে আপনারা কাজ করছেন। যেখানে আসলে ইন্টারন্যাশনাল brand গুলোর সাথে আপনারা compete করার চেষ্টা করে যাচ্ছেন। আ যেখানে আসলে আ আপনি যেটি first এই বলেছিলেন আসলে প্রতিটা সেকেন্ড এখানে count করে। কারণ, competitor আ কে আসলে beat করতে হলে আপনাকে প্রতি সেকেন্ডে upbeat থাকতে হবে কিংবা, আসলে তাদের থেকে ২ ধাপ এগিয়ে থাকতে হবে। আ তা এইক্ষেত্রে আমি যদি আপনার কাছে আরেকটু ক্লিয়ার হতে চাই, যে কোন, কোন সেক্টরগুলোতে আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে বেশি আপনার ক্ষেত্রে দেখা যায় যে চাপ পড়ে যাচ্ছে। আ কিংবা, আসলে আপনার কাছে মনে হচ্ছে যে, হ্যাঁ, আরেকটু যদি আমার কাছে সময় থাকত। আ আমি যদি আরেকটু চিন্তা করতে পারতাম কিংবা এই জিনিসটাকে যদি আমি একটু well develop করতে পারতাম। আ এই এই জিনিসগুলো কখন হচ্ছে কিংবা, আসলে কোন সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আপনার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো আসলে হতে পারত যদি?
হুম, হুম। হুম, হুম, হুম, হুম। জী, জী। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে কি যে, আমাদের যেমন একটা একটা ভালো এবং খারাপ দিক কি জানেন? যে আমরা প্রথম চা ৪.৫ বছরের মতো প্রায় ৫ বছরই বলা যায় যে আমরা কোন মার্কেটিংয়ে ১ টাকা spend না করে আমাদের কোম্পানিটা এতদূর নিয়ে আসছি এবং এটার ভালো দিক এইজন্য যে আজ পর্যন্ত যারা আমাদের সাথে কাজ করছে, তারাই আমাদেরকে ক্লায়েন্ট এনে দিছে আরো। খারাপ দিক এজন্য যে আমাদের growth যে পরিমাণে হওয়া উচিত, সে পরিমাণে না। কারণ আমরা again মার্কেটিংয়ে কোন টাকা খরচ করি নাই। তো এই একটা জায়গায় আমার মনে হয় অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। যদিও না ভুল এইযে এইযে বললাম না ভুল সিদ্ধান্ত। যদি ভুল সিদ্ধান্ত থেকে কি কোন সিদ্ধান্ত ছিল না এখানে। এটা সবথেকে বড় ভুল ছিল। আর এই জিনিসগুলো না আসলে মানে আমাকে আরো বেশি চাপ সৃষ্টি করে যে, আসলে আমি আর কোন জিনিসটা আসলে এখন দেখতে পারছি না। কোন জিনিসটা আসলে মিস করতেছি। কোন জিনিসটা আসলে আমার করা উচিত যেটা অবশ্য হয়তো আমাকে next পর্যায়ে নিয়ে যেতে পারবে। তো ওই জিনিসটা খুঁজে পাওয়া, ঐযে দ্বন্দ্ব হওয়া। আবার মনে করেন যে আমি হুটহাট করে কিন্তু দেখা যাচ্ছে অনেক টাকা খরচ করে ফেলতেছি। বলতেছি আচ্ছা ঠিক আছে আমরা এই direction এ যাবো, আমরা এটা কিনবো। আচ্ছা, আমরা এটা কিনে এটা সেট করে রেডি করি। আচ্ছা, এইযে মনে করেন এক একটা ধুপ-ধাপ সিদ্ধান্ত হচ্ছে। এটার না প্রভাবটা পরে এসে ভোগ করতে হবে। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। কিন্তু এটা ভালো না খারাপ এটা না আমি বুঝতেছি না। যে মনে হচ্ছে ভালো তাই আমি করছি।
হুম, হুম। চমৎকার কিন্তু! জী। জী। বুঝতে পারলাম। হুম, হুম, জী। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। exactly। আচ্ছা। আ আসলেই। আ এটি আসলে আপনি সেক্ষেত্রে যেটি করতে পারেন, একটু আসলে আপনারা আপনি যেটি বলছিলেন মার্কেটিং টিমের উপরে আসলে একটু জোর দিতে পারেন। কারণ এখন দেখেন আ জিনিসটা হচ্ছে মানুষ কিন্তু virtually যা দেখে সেটিই আসলে বেশি নিয়ে থাকে। যার যত বেশি virtually representation বেশি, আ মানুষ কিন্তু তাদেরকে সেভাবেই আসলে দেখে। তো আপনি যখন আসলে globally expand করার চিন্তা করবেন কিংবা আপনার আ business টাকে expand করার চিন্তা করবেন, সেইক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং টিমকে অবশ্যই আপনার প্রয়োজন হবে। কারণ আসলে আপনি যেটা বলছেন আপনার ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট এনে দিচ্ছে, যেটির ratio হয়তো 10-20% কিংবা 30%। তো আপনি যখন এটাকে আসলে আ business strategy র সাথে মিলে, marketing team এর সাথে মিলে আ well execute করতে পারবেন, তখন কিন্তু দেখা যাবে যে সেই ratio টা হয়তো বা 60-70 এ চলে এসছে।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ।
জি এখন আপনার যেই market level আছে সে থেকে কিন্তু একদম অনেক বেশি হবে। হয়তোবা এরকমও হতে পারে আপনার সাথে তারা কাজ করছে না। কিন্তু আপনার সম্বন্ধে তাদের একটা ideology হচ্ছে। যেরকম হয় যে আমরা হয়তোবা Marketplace এ কিছু একটা দেখেছি, তাদের product গুলো দেখছি কিংবা তাদের জিনিসগুলো আমরা দেখেছি। আমি কিনছি না, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, অন্য কারোর যখন দরকার পড়ছে আমি কিন্তু তাকে recommend করছি যে ওদের কিন্তু দেখেছি, ভালো লেগেছে, কাজটা দেখতে পারো। Similar quality র কিন্তু আপনার সাথেও হতে পারে। আর আ যেটি বলছিলেন আসলে ধুপধাপ অ্যা ডিসিশন নিয়ে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনার যে বাকি টিম মেম্বার আছে, তাদের সাথে বসে একসাথে আ মিলে কিছু একটা time নিয়ে, আ একটা specific time সেটি আসলে আপনার করার আগে একটু চিন্তা করতে পারেন। আ এভাবে কিন্তু চিন্তা করে কথা বলে আসলে team communication এর মাধ্যমেও কিন্তু আপনারা জিনিসটা decision এ নিতে পারেন। এরকম কিছু কি কখনো করা হয়?
জি, জি, জি। হুম, হুম। জি, জি। অবশ্যই, অবশ্যই। জি, জি, জি। আসলে কি যে মার্কেটিং এর দিকটা যেটা বললেন না? যে এখন যেটা মানে এটা তো আগে আমাদের জন্য ছিলই না। তো এখন যেটা হচ্ছে যে আমরা অনেক কিছু চেষ্টা করতেছি। তার মধ্যে একটা যদি বলি। আমাদের একটা পদ্ধতি হলো কি যে এই মুহূর্তে আমরা content creation এর উপরে অনেক, অনেক, অনেক, অনেক বেশি আসলে জোর দিচ্ছি। কেন? কারণ আমরা একটা জিনিস মানে খুব স্পষ্ট। এই জিনিসটা কি যে আমাদের গ্রুপ টা খুব talented, ঠিক আছে? আমরা খুব diverse আ ব্যাকগ্রাউন্ড থেকে আসি। যদি আমার কথাও বলি, আমরা ডেভলপমেন্ট নিয়ে আমরা কাজ করতেছি প্রায় অনেক বছর। এবং আমি সরাসরি দেখা যাচ্ছে এখন ডেভলপমেন্ট নিজেও করি। কিন্তু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে। তো কিন্তু এখানে আমাদের বিজনেস, মার্কেটিং এবং law মোটামুটি সব দিক থেকেই মানুষ আছে। এখন আমরা কখনো কনটেন্ট ক্রিয়েটন creation আসলে সত্যি বলতে করি নাই। কিন্তু যেই মুহূর্তে আসলে এতগুলা মানুষ সবগুলা মাথা দিয়ে একটা জিনিস নতুন করার চেষ্টা করতেছি না? অনেক কিছু আসতেছে। সত্যি ভালো লাগতেছে। কারণ কি? এখন যে নতুন ভ্যালুর আন্ডারে আমরা যেই জায়গাটা তৈরি করতেছি না? ওই জায়গাটা হইলো যে
হুম, হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু। আচ্ছা।
আপনার বেস্ট কাজ কোনটা? এটা কি আপনার মানে শ্রেষ্ঠ? এটা আপনি সর্বোচ্চ মানের কাজ। এই প্রশ্নটা যখন আমি প্রত্যেকবার করতেছি না এটা আমাকেও করা হচ্ছে কিন্তু। যে ইজ মানে ওই যে আপনি যে কাজটা করতেছেন, এর থেকে ভালো কি করার আপনার capacity নাই? এই উত্তরটা যদি "ইয়েস" হয় তাইলেই ওই কাজটা accepted হচ্ছে। ঠিক আছে আমাদের। যে আমরা ওটা গ্রহণ করব একটা শর্তে। এটাই আপনার বেস্ট কাজ। এবং ওই একটা প্রশ্নের উত্তরের জন্য যে প্রত্যেকটা মানুষ আমাদের এত দৌড়াদৌড়ি করতেছে না? দেখে ভাল লাগতেছে। কিন্তু দ্বিধা না বারবার মানে এই যে ভালো লাগার পিছনে একটা চাপ আছে। কারণ আমি যখন এই জিনিসটা নেতৃত্ব দিচ্ছি না?
জি। হুম, হুম। অবশ্যই। আচ্ছা। সেটাতো অবশ্যই আসলে থাকে। হুম, হুম।
জিনিসটা যদি ব্যর্থ হয় এটা কিন্তু সবার আগে আমার নামে ব্যর্থ হবে। সবার আগে এটা আসবে যে আমি আসলে স্বপ্নটা দেখাচ্ছি কিন্তু স্বপ্নের ফলাফল আসে নাই। কিন্তু সত্যি বলতে কি? স্বপ্ন দেখতে খুব ভালো লাগতেছে। কিন্তু বুঝতেছি না যে, যে রাস্তাটায় হাঁটতেছি এটা ঠিক কিনা। আর সবাইকে নিয়ে আসলে দিন শেষে ডুবব কিনা। <laughs>
হুম। আসলে আ দেখুন জিনিসগুলো হয় যেটি বিজনেস সেটআপে কিংবা আসলে যখন একটা বিজনেস আপনি শুরু করছেন সেখানে কিন্তু অনেকগুলো টার্ম থাকে। সেখানের মধ্যে একটা কিন্তু সবথেকে বড় টার্ম হচ্ছে risk factor. আপনি একটা আ আসলে বলছেন যে সবাইকে নিয়ে স্বপ্ন দেখছেন। ভালো কিছুর জন্য আসলে একটি পথেই হাঁটছেন। আ যতদিন আসলে আপনি সেই রেজাল্ট টা হাতে না পাচ্ছেন, তখনও কিন্তু আপনি আসলে বুঝতে পারছেন না যে অ্যা সেটি আসলে আপনি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। আর বিজনেস এ কিন্তু মেইন motto একটা থাকে যে আপনাকে কিন্তু রিস্ক নিতেই হবে। হিউজ একটা রিস্ক নিতে হবে। either শেষে আপনি অনেক বড় একটা গেইন পাবেন, otherwise পুরোটাই হচ্ছে ফেল হয়ে যাবে। আ তো সেই ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন আসলে ছোট, ছোট আ স্টেপস নিয়ে কিন্তু সেই জিনিসগুলো কিছুটা minimize করা যায়। যেরকম আপনারা কিন্তু যখন একটা আ কাজ করছেন। কিংবা আসলে প্রজেক্ট ডেভেলপ করছেন, সেই সময় আপনারা মার্কেটটাকে সাথে একটু রিসার্চ করে দেখতে পারেন। যে আ এই জিনিসটা আসলে কতটুকু চলছে? কিংবা মানুষ কতটুকু একসেপ্ট করবে আমাদেরকে? আ এইখানে আরো কিছু আসলে উম creativity র জায়গা আছে কিনা? আর সেই সাথে মানুষের সাথে আপনারা যত বেশি আসলে communicate করবেন, নিজেদের ideology গুলো আ আসলে শেয়ার করবেন। যেটি বলছিলেন আসলে content creation এর ব্যাপার। এখন কিন্তু মানুষজন খুব বেশি এই জিনিসটাতে আগ্রহী। আপনারা যত বেশি আপনাদের নিজের জিনিসগুলো আসলে express করতে পারবেন, তত বেশি হয়তোবা মানুষ আপনাদের সম্বন্ধে জানবে, ইন্টারেস্ট তৈরি হবে। আর সেটি থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কোন দিকে হাঁটছেন কিংবা আসলে আপনাদের কি জিনিসটা আসলে কতটুকু করা যেতে পারে। এই জিনিসটা হয়তোবা আপনাদের এভাবে হেল্প করতে পারে।
হু, হু। হু, হু। হু, হু। ঠিক, ঠিক। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। হ্যাঁ। জি, জি। হু, হু। জি, জি, জি। না, এটা খুব সুন্দর করে বলেছেন কিন্তু। আসলে কি? এইযে সিদ্ধান্তগুলা না, সবই কিন্তু আসলে শুধুমাত্র অনুভূতির উপরে ভিত্তি করে না। এটা কিছুটা ডেটা কিছুটা আসলে আমাদের আ বিগ আমাদের বললে ভুল হবে, অনেকটা আমার ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা। যেমন, আমরা অনে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি বিশ্বাস করি যে, সৎ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি যে আপনি যেটা করতে চান, যেটা যতটুকুই পারেন, অতটুকুই আসলে বলাটা খুব গুরুত্বপূর্ণ। যে আমি যখন আমার industry র কথা দেখি না? যে, মানুষ এই জিনিসটা কম করতেছে, কারণ কি? বেশি টাকা চার্জ করতে পারে, ঠিক আছে? সত্যি কথা যে, একটা জিনিসের জন্য আমি চাইলে ১০,০০০ টাকাও নিতে পারি, ওই একই জিনিসের জন্য ৫০,০০০ টাকাও নিতে পারি, আর এটা আমি নিজেও করি যে, আসলে লোক বুঝে আমি আসলে এই চার্জটা করি। আমার কাছে এখন মনে হয় কি? যে এটা ঠিক না। এটা একটা আসলে স্বাভাবিক মাত্রায় হওয়া উচিত। আমার মনে হয় এই জিনিসটা সরাসরি স্পষ্টভাবে কথা বলে নেওয়া উচিত। কারণ, এভাবে ধোঁকা দেওয়া তো উচিত না। আমার কাছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদিও এটা standard একটা practice. তো আপ এই বিষয়ে আপনার কাছ থেকে আসলে অনেক, অনেক কিছু শুনলাম, আপনার কথা শুনেও আসলে ভাল লাগলো। সত্যি ক আমি এখনো বুঝতেছি না এইযে, মাথার উপরে এত প্রেশার আছে না, এটা ভালো না খারাপ? কিন্তু এটা আছে। এটা চিন্তা করায় মাঝে, মাঝে একটু রাতও আমাকে আসলে ঘুমতে ঘুমাতে দিতে একটু হলেও বাধা দেয়। কিন্তু, জিনিসটা নিয়ে চিন্তা করছি এবং আপনার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। আশা করি আপনি ভালো থাকবেন।
উহু। একদম। হু, হু। আচ্ছা। হু, হু। জি, একটা clarity থাকার ব্যাপার আছে। জি, আসলেও আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আশা করছি আপনি আসলে যে জিনিসটা নিয়ে এত বেশি চিন্তা করছেন কিংবা, আসলে সবাইকে নিয়ে একটা গন্তব্যে পৌঁছানোর যে চেষ্টা, সেটি আ সফল হবে। আপনাদের সবার জন্য শুভকামনা।